আমি বেশ কিছুদিন থেকে বেশ আ চাপ অনুভব করছি এবং মাঝে, মাঝে মনে হয় একটু দিশেহারা বোধ, এরকম লাগছে। তো বিষয়টা অনেকটা ব্যক্তিগত কিন্তু, পরিবেশটা হচ্ছে আমার অফিসিয়াল। যার কারণে আসলে আমি সঠিক একটা পরামর্শ খুজতেছিলাম, যে আমার কি করা উচিত এই বিষয়টা নিয়ে? আপনি যদি একটু পরামর্শ দিতেন, আমি সঠিক উপায়টা খুঁজে পেতাম।
আচ্ছা। হুম। ওকে। আচ্ছা, আপনার কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে, আপনি বেশ দুশ্চিন্তার মধ্যে আছেন এবং বেশ দ্বিধাদ্বন্দ্ব আপনার মধ্যে কাজ করছে। তো যদি একটু বিস্তারিত বলতেন যে, আসলে ঘটনাটা কি এবং কোন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন বা মানে কোন বিষয়টা আপনাকে এত বেশি আসলে চিন্তায় ফেলছে বা আসলে আপনাকে ভাবাচ্ছে?
উম দেখুন আমি আ ব্যক্তি হিসাবে কিন্তু মানুষের সাথে মিশতে পছন্দই করি, আমার নতুন মানুষের সাথে কথা বলা বা আমার যারা কলিগ আছে, তাদের সাথে উম কথা বলা বা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখা বা একটা সামাজিকভাবে তাদের কে সাথে মেশা। এটা আমার ভালোই লাগে। কিন্তু উম আমি জানি যে, আমি ব্যক্তিগতভাবে একটু অন্তর্মুখী টাইপের, ইন্ট্রোভার্ট বলে না? সেরকম একজন মানুষ। মানে আমি পছন্দ করি মানুষজনের সাথে মিশতে বা তাদের সাথে থাকতে কিন্তু, আমার ভেতরে একটু সংকোচ কাজ করে যে, আমি নিজ থেকে গিয়ে কারো সাথে একটু খোলামেলা কথা বলা বা তার সাথে পরিচিত হওয়া। তো এই বিষয়টা আমার নিজ থেকে একটু সংকোচ লাগে বা উম সেরকম ভিতর থেকে আসলে, আ একটা কি বলবো? একটা দ্বিধা কাজ করে যে, কারো সাথে মিশতে গেলে, সে কী বলবে, কীভাবে শুরু করব? তো এই বিষয়টা আমি পারি না ওইভাবে। কিন্তু দেখা যায় যে, কেউ যদি আবার আমার সাথে এসে কথা বলে, আ আমি কিন্তু তার সাথে উম মানে, ঠিকঠাক মতো উত্তর দিতে পারি বা সুন্দর করে কথা বলতে পারি বা মিশতে পারি। কিন্তু আমি নিজ থেকে গিয়ে যে কারো সাথে কথা বলবো, এই বিষয়টা আমার সবসময় একটা সংকোচের উম জায়গা থাকে। তো দেখা যায়, অফিসে তো এখন বিভিন্ন ধরনের আ মিটিং থাকে, আলোচনা থাকে। তারপরে আ বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে। অনেক সময় সেমিনারের আয়োজন করা লাগে। অনেক সময় দেখা যায়, একটা মেলায় অংশগ্রহণ করতে হয়। তো এই ধরনের ইভেন্ট গুলোতে যখন আমার নাম দেয়া হয়, প্রথমত আমি চেষ্টা করি যে, আমি না যেতে। তো আমি এটাও বুঝি যে, আমি যদি উ এই ধরনের প্রোগ্রামে না যাই, তাহলে আমার যে উন্নতি, সেই উন্নতির জায়গাটা হয়তো বাধাগ্রস্ত হবে। কিন্তু ও ওইযে নিজে বোঝা আর সেটা সেই অনুযায়ী কাজ করা, এই ২ টা কিন্তু আমি সমন্বয় করতে পারছি না। এই ভিতর থেকে যে বাধাটা আসতেছে, এই বাধাটা কিন্তু আমি কোনভাবেই অতিক্রম করতে পারছি না। কি করা যায় বলুন তো?
হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম। উম জি। হুম। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা বেশ ভালোই একটা সমস্যা কিন্তু চলছে আপনার মধ্যে। তো এই যে এই বাধাটা যে আপনি অনুভব করছেন, মূলত আসলে আপনি কোন জায়গাটা থেকে এই বাঁধাটা অনুভব করছেন? মানে পারিবারিকভাবে নাকি নতুন পরিবেশের জন্য, নাকি আসলে আপনি আসলে নিজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাজ করে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, সেইজন্য?
উম আসলে পরিবার থেকে কিন্তু সেরকম কোনো বাধা উম নাই। আমি বলতে পারি যে, পরিবার থেকে সেরকম কোনো বাধা নেই। আমার আসলে বাধাটা একদমই ব্যক্তিগত। উম মানে আমার আ যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলে না? সেই জায়গা থেকে। মানে আমার ভিতর থেকে আমি একটা, একটু শাইনেস বা আ কি বলব? একটু লজ্জাবোধ, তারপরে একটু দ্বিধা, তারপরে একটু সংকোচ, মানে নতুন কিছু করতে গেলে একটু ভয়ও মনে হয় যে, কি মনে করবে না করবে? এই যে ব্যক্তিগত যে জায়গাটা, এখান থেকে কিন্তু আমি না মানে মিশতে পারি না তেমন কারো সাথে।
উহুম। জি, জি। হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। বেশ ভালোই একটা সমস্যা। তো এটা আসলে আ মানে যদি একটু বলতেন যে, এটা কি আপনার একদম উম by nature, মানে স্বভাবগতই কি এরকমভাবে আপনার আ বিষয়টা আসলে অ্যা চলে আসছে? নাকি আসলে নতুন পরিস্থিতি বা, হচ্ছে হল গে নতুন পরিবেশে গেলেই এরকম হচ্ছে? বা, মানে নতুন মানুষের সাথে আসলে মিশতে আপনার সমস্যা হয়?
আসলে ব্য ঘটনাটা ২ রকম হয়। সাধারণত দেখা যায়, একবার যদি আমি কারো সাথে পরিচিত হয়ে যাই, হ্যাঁ? তো এই তার সাথে কিন্তু আমার খুব সুন্দর একটা সম্পর্ক দাঁড়িয়ে যায়। তো দেখা যাচ্ছে, এই সম্পর্কটা আমার অনেক দিন থেকে টেকে। যেমন আমার অনেক কলিগ আছে আ আমার এটা হয়তো ৩য় চাকরি আরকি। আমি বর্তমানে যে চাকরিটাতে আছি। তো আমার ১ম চাকুরির যে কলিগরা ছিলেন, তাদের সাথে কিন্তু আমার এখনো মাঝে, মাঝেই ফোনে কথা হয়। তারপরে ফেসবুকে উম ম্যাসেজের আদান-প্রদান হয়। আবার দেখা যাচ্ছে ১ মাস, ২ মাস, ৩ মাস পর, পর হয়তো একটু ছোটখাটো গেট টুগেদার হইলো। সেখানেও কিন্তু আমরা যাচ্ছি, আনন্দ করতেছি, পুরনো দিনের কথাবার্তা বলতেছি। কিন্তু সমস্যাটা দাঁড়ায়, যখন নতুন কারো সাথে আমি পরিচিত হতে যাই। অথবা, ভিড় উ যদি দেখি যে, এখানে একটা অনেক মানুষের আগমন হয়েছে। বা, সেই মানুষগুলো একজন আরেকজনের সাথে কথা বলতেছে। তারপর হয় কি? এইযে আমার যা কলিগ যারা আছে, তারা এ না অনেক স্বতঃস্ফূর্ত। দেখা যাচ্ছে নতুন কেউ আসলে, তারা তাদের সাথে গিয়ে সুন্দর করে গ্রিটিং করতেছে। আ মনে হয় তারপরে তাদের সাথে এমনভাবে কথা বলতেছে যে, তারা মনে হয় কতদিনের পরিচিত। কিন্তু আমি না এই এই আ এইযে একটা দক্ষতা, এটাই আমি এখনো রপ্ত করে উঠ উঠতে পারি নাই। না আমার কাছে মনে হয় যে আমার একটু সময় লাগতেছে। আমি সহজে মানুষের সাথে মিশতে পারতেছি না। এইযে যোগাযোগের একটা মা কৌশল, আ আ তারা কিন্তু সুন্দর করতেছে। এটা আমাকে আরো না, মানে নিজের প্রতি একটা আস্থাহীনতা আ মত করে তৈরি করতেছে।
হুঁ, হুঁ। আচ্ছা। আচ্ছা। ওকে। হুউম। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু। বুঝতে পেরেছি। হু, হু। হুম, বুঝতে পেরেছি। তো আপনি যেটা বললেন যে, আসলে আপনি একবার কারো সাথে মিশে গেলে, তার সাথে কিন্তু একদম বন্ধুসুলভ আচরণ করেন। এবং নতুন পরিস্থিতি বা নতুন পরিবেশে অথবা আ নতুন মানুষের সাথে কিন্তু আপনার মিশতে, একটুখানি আসলে কষ্ট হয় বা তাদের সাথে আসলে কথা বলা কিভাবে শুরু করবেন? সেই বিষয়টাও আসলে আপনাকে বেশ, মানে একটা অপ্রস্তুতকর পরিবেশের মধ্যে আসলে ফেলে দেয়। তো এটা কিন্তু বেশ স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ? আসলে যে কোন মানুষের সাথেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যে, নতুন মানুষের সাথে কথা বলতে গেলে, আসলে তাদের মধ্যে ইতস্ততাবোধ কাজ করে যে, তার সাথে আসলে কিভাবে করবে? যেহেতু আসলে ২ জন ২ জনকেই চিনে না। হ্যাঁ? তো সেইক্ষেত্রে আপনি যেমনটা ফি মানে অনুভব করছেন যে, আসলে, "আমি অপরপক্ষ মানুষের সাথে কিভাবে কথা বলব?" তো একইভাবে কিন্তু আ আপনার যে অপর পক্ষের যে মানুষটা আছে, সেও কিন্তু এই বিষয়টা মানে অনুভব করছেন যে, সে আসলে কিভাবে, কি করবেন? তো সেটা কিন্তু বেশ স্বাভাবিক বিষয়। তো এক্ষেত্রে হয় কি? সময় দিতে হবে যেকোনো পরিবেশের সাথে বা যেকোন পরিস্থিতিতে, অথবা যেকোনো মানুষের সাথে, মিশতে বা খাপ খাইয়ে নিতে। অনেকটা সময় দরকার। হ্যাঁ? আপনি কিন্তু চাইলেই একটা মানুষের সম্পর্কে, অনেক কিছু জানতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আ সৌজন্যমূলক কথাবার্তা বলতে পারেন যে, আ মানে কাজ রিলেটেড বা হচ্ছিল গিয়ে, নিজেদের যে পরিচয় আদানপ্রদানের যেই কথোপকথন, সেগুলো দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন। তো এটা কিন্তু মানে এত দুশ্চিন্তার কিছু নেই। এটা নিয়ে আসলে দুশ্চিন্তা না করাটাই ভালো হবে। এটা কিন্তু বেশ স্বাভাবিক একটা বিষয়। এবং সবার জীবনেই কিন্তু এরকম ঘটনা ঘটবে। তো আপনি যেখানে আসলে যেই কাজের মধ্যে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ? বা যেখানে আসলে আপনি নতুন মানুষের সাথে দেখা-সাক্ষাৎ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে
একদম। জি। আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা। ওকে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা।
হুম, মানে আপনার কাজের যে শিডিউল বা হচ্ছিল গিয়ে, মানে থাকে না? যে, একটা নতুন মানুষের সাথে আসলে আপনি যখন কথা বলেন, মানে এটা আসলে কতটুকু সময় নেন আপনি, তাদের সাথে আসলে ফ্রি হতে?
আও এটা আমার আসলে কাজের মধ্যে বেশ ব্যস্ততায় থাকে। আ উম দেখা যাচ্ছে অ্যা যদি নতুন কোনো কলিগ এসে জয়েন করে, তার সাথে দেখা যাচ্ছে হাই, হ্যালোটা হচ্ছে। কিন্তু আন্তরিক ক একটা সম্পর্ক তৈরি হতে দেখা যাচ্ছে আমার প্রায় মানে ১০-১৫ দিন সময় লেগেই যাচ্ছে। হয়তোবা কোন একটা ঘটনা হয়তো ঘটলো। তারপরে দেখা যাচ্ছে তার সাথে বন্ধুত্বপূর্ণ বা, সৌহার্দ্যপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়। আর না, অফিসের একটা নেটওয়ার্কিংয়ের একটা চাপ। আমার কাছে মনে হয় যে নেটওয়ার্কিং তো হয়েই থাকে। কিন্তু ইদানিং কালে যেটা হইছে যে, একজন আরেকজনের সাথে মায় উম যখনই আমি একটু ব সম্পর্কটা ভালো হবে, দেখা যায় বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে উ যু যুক্ত করতে হয়। Whatsapp গ্রুপ, Facebook গ্রুপ, এই প্রোগ্রাম, সেই প্রোগ্রাম। আমি না এত প্রোগ্রামের চাপে দিশাহারা বোধ করি। মনে হয় যে এত, এত জায়গায় যদি যেতে হয়, আমি যে আমার নিজের জন্য যে একটা ব্যক্তিগত সময় বা, আমি যে সময়টা আমার একটু ফ্রি উম যদি আমি পাই, আমি সেই সময়টা আসলে আমার পরিবারের জন্য বা, নিজের ব্যক্তিগত উম ডেভেলপমেন্ট বা, বা ভালো লাগার যে জায়গাগুলো আছে, আমি সেই জায়গাগুলোতে কাজে লাগাতে চাই। কিন্তু দেখা যায় আ সবারই একটা এক্সপেকটেশন থাকে। যে বা "নেটওয়ার্কিং করো, নেটওয়ার্কিং করো। আ আরো নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করো।" এইটা আমার জন্য একটা বেশ আ মানে চাপ। যে আমাকে যে আসলেই আ সবার সাথেই মিশতে হবে। সবার সাথেই সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে। আ এটা ঠিক আছে। কিন্তু এটা যদি মানে, মা হয় না? যদি ব্যক্তিগত জায়গাটা দখল করে নেয় এই আ এই কাজটা, তখন কিন্তু আমার একটা হাসফাস লাগে। মা আমি এটা নিতে পারি না।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হু, হুম। জি। হু, হুম। আচ্ছা। উ জি। হু, হুম। বুঝতে পেরেছি। আসলেই মানে আপনি যেই কথাটা বলছেন এটা কিন্তু অনেক মানুষের সাথেই কিন্তু এরকম ঘটনা ঘটে। কমফোর্ট এর জায়গাটাকে আসলে বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে মানে আপনি যেভাবে ভাবছেন সেটাও কিন্তু ঠিক এবং আ অন্যদের কথা যদি আপনি চিন্তা করেন, ধরেন, তারাও কিন্তু আসলে দেখা যায় যে তাদেরও কিন্তু একটা ব্যক্তিগত জীবন আছে। তো তারা কিন্তু আসলে কাজের জন্যই কিন্তু আপনার সাথে যোগাযোগ করছে বা হচ্ছে হলো গিয়ে মানে থাকে না যে হয়তো আপনি যখন আসলে কোন একটা কাজে পড়বেন বা বিপদে পড়বেন বা প্রয়োজনে পড়বেন, তাদের কিন্তু আপনার কাজে লাগতে পারে। তো সেইক্ষেত্রে আসলে নেটওয়র্কিং রাখাটাই যে তথ্য প্রযুক্তির যুগে কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। আগে কিন্তু এত বেশি সহজ ছিল না। তো আপনি যদি একটুখানি আসলে পজিটিভ ওয়েতে চিন্তা করেন যে না আমি যদি ধরেন যে সবসময় আসলে তাদের সাথে যোগাযোগ করতে হবে এমন কিছু না। প্রয়োজনে তাদের সাথে একটু সৌজন্যতা রাখতে পারেন বা তাদের খোঁজখবর নিতে পারেন যে কি অবস্থা বা থাকে না যে আসলে greetings যেভাবে আসলে করে। যে ছোটখাটো একটা মেসেজ পাঠানো। সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি সম্পর্ক ভালো রাখতে পারেন। তো এটা আসলে বেশ কঠিন কিছু না। যদি আপনি আসলে চেষ্টা করেন, আপনি হয়তো বিষয়গুলো আসলে পারবেন। এবং দেখা যায় যে এই কর্মস্থলে কিন্তু আপনা অ্যা বা হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্কিং এর যে চাপটা এটা কিন্তু অনেকটা কমে যাবে।
জী। জ্বী। হু, হু। জি। জ্বী। আচ্ছা। জী, জী, জী। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখন অনেক স্বস্তি পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আ একটু কনফিডেন্স পাচ্ছি। আমার আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। আমার মনে হচ্ছে যে এখন যে বিষয়গুলো আমি চাপ অনুভব করছিলাম সেটা হয়তোবা অতটা চাপ না। তো আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অনেক, অনেক ধন্যবাদ।
আচ্ছা। উহু। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।